একদমই ঠিক। দেখুন মানুষের আসলে বেশিরভাগ মানুষের, হ্যাঁ? বেশিরভাগ মানুষ আ অন্য মানুষের দিকে দৃষ্টিভঙ্গি কিভাবে দেয় সেটা হচ্ছে হল যে, তার অর্থসম্পদ কতটুকু আছে, সে এখন কোন position এ আছে, এ? মানে এই বিষয়গুলা পর্যালোচনা করা। মানে আর্থিক বিষয়টা তার সামাজিক মর্যাদার বিষয়টা এগুলো দিয়ে মানুষকে বিবেচনা করে। ধরুন আপনার এখন মানে বুয়েটে যাওয়াটা যদি মানে আপনার জন্য একটা ভালো সম্মানের হয়। আপনি গেলেন বুয়েটে যাওয়ার পর আপনাকে সম্মান করলো। ঠিক আছে। কিন্তু এইযে বুয়েটে যাওয়ার সম্মান আপনি পেলেন কিন্তু আপনি যদি পরবর্তীতে চাকরি জীবনে যদি ওরকম কোন ভালো চাকরি না পান আপনাকে আবার মানুষের দৃষ্টিতে আপনি নিচে পড়ে যাবেন, হ্যাঁ? তার মানে তারা প্রতিনিয়ত আপনাকে শুধুমাত্র আপনার যে
উ, হুম। আবার ওই আগের মতো। হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। মানে এটা একটা continuous process মানে আপনাকে শান্তি দিবে না কেউ। এখানে হচ্ছে যে, আপনাকে কেউ শান্তি দিবে না। সবাই হচ্ছে আপনার পেছনে বারবার বারবার আসলে যে, ক্ষ যতক্ষণ না আপনি থামতেছেন, ততক্ষণ তারা এই জিনিসটা চালাতেই থাকবে। এটা একটা continuous process তাই না? <chuckles> আচ্ছা।
একদম ঠিক। একদমই ঠিক। মানে এইটা <chuckles> হ্যাঁ, এ একদমই ঠিক একদমই ঠিক। আসলে এ তারা হচ্ছে হল যে, আপনার দিকে সারাক্ষণ তাকিয়ে থাকবে। আপনি যদি আসলে মানে ওরকম সফল হতে থাকেন হ্যাঁ, একদমই। সফল হতে থাকেন সেইক্ষেত্রে আসলে তারা মুখে, মুখে বলবে যে, "বাহ! বেশ ভালো," এবং মনের মধ্যে ভীষণ একটা অশান্তি থাকবে। তাদের মনের মধ্যে একটা jealousy কাজ করবে। এ আর যদি কোন কারণে ফসকে যান, আপনি যদি ব্যর্থ হন, সেইক্ষেত্রে তিরস্কার তো মানে অজস্র আসবে এবং তাদের মনের মধ্যে প্রচন্ড পরিমাণ তৃপ্তি কাজ করবে। মু মুখ দিয়ে আফসোস করবে মনের মধ্যে তৃপ্তি।
কখন পাটা ফস্কাবেন। <chuckles> হচ্ছে। হ্যাঁ, তারা আসলে
একদমই ঠিক। মানে এরকম বেশিরভাগ আসলে লোকজনই করে।
হ্যাঁ, হ্যাঁ। এটা আসলে হচ্ছে যে, মানে তাদের জীবনের উম প্রধান যে, শান্তি ওই শান্তি তখন তারা পেয়ে যাবে যদি আপনাকে ব্যর্থ হতে দেখে এরকম একটা situation এ। আর ধরুন যে, এখন আমি যদি
একদমই ঠিক। তো এই ব্যক্তিদের কথাবার্তা শুনে আসলে লাভ নেই। হ্যাঁ? এরা আসলে আপনার ভালো কোনদিনও চায় না। এইজন্য এদের কথা অ্যাদ শুভাগ এদের ভালো কথারও দাম দেওয়ার দরকার নাই যে, "বাহ! তুমি তো অনেক ভালো করছো। বেশ চমৎকার অনেক এগিয়ে গেছো।" এদের এই কথারও কোন মূল্য নেই। "তোমার জীবন তো ধ্বংস তুমি তো শেষ। আর তো উঠতে পারবে না।" এই কথাগুলারও শোনার কোন দরকার নেই। তাদের কথা শোনারই দরকার নেই।
হ্যাঁ, হ্যাঁ। শুভাকাঙ্খী নয় এরা। হুম, হুম।

অবশ্যই। মানে এটা স এটা তো কোনোভাবেই মেনে নেওয়া উচিত না। কারণ হয়তো আপনার ভুল থাকতে পারে। এটা তো আসলে হচ্ছে স্কুল কলেজ না যে আ কেউ আরকি স টিচাররা বকবে। ঠিক আছে? এখানে আসলে একটা সবাই কলিগ। মানে যতই হোক সে আপনার বস হোক বা যাই হোক অ মালিকও হতে পারে সেটাও কিন্তু তার কোনোভাবে এভাবে বলা ঠিক না। সে হা মানে হাইয়েস্ট এটা নিয়ে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে? এটা আলোচনা করা যেতে পারে, কিন্তু
একদমই ঠিক। একদমই তাই। হুম, একদমই ঠিক। একদমই তাই। ঠিকই বলেছেন। আসলে সবকিছুরই কিন্তু একটা সুন্দর ভাবে কিন্তু আলোচনা করে কিন্তু সেইটা কিন্তু সমাপ্ত করা যায় তাই না?
অবশ্যই কারণ এরকম একটা ফরমাল জায়গায় তো আসলে এভাবে হুট-হাট চিল্লাচিল্লি করানো কোনোভাবে হচ্ছে মানে এভাবে তো বলা ঠিক না। আপনাকে বলতে হবে নরমভাবে এবং যাতে হচ্ছে যে এটা রেসপেক্ট নিয়ে হচ্ছে বলা উচিত। কারণ কাজের যে জায়গা সে জায়গায় যদি আপনি আপনার পরিপূর্ণ রেসপেক্ট না পান তাহলে কিন্তু আসলে সে কাজ করার মধ্যে কিন্তু কোনো শান্তি নেই। তাই না?
একদমই তাই, একদমই তাই। হু, একদমই ঠিক। ঠিকই বলেছেন। একদমই তাই। আসলে আমার ক্ষেত্রেও আমি এটাই মনে করি আসলে কাজের জায়গায় পরস্পরের প্রতি সম্মানবোধ থাকা অনেক বেশি জরুরি। হ্যাঁ? হ্যাঁ হতে পারে যে আমার দ্বারা হয়তো কাজটা হচ্ছে না। সে এটা শান্তিতে আমাকে বলবে চুপচাপ ঠান্ডা মাথায় বলবে। যে, "না আপনাকে যেই দায়িত্বগুলা দেয়া আছে আপনি পালন করতে পারছেন না। হ্যাঁ? এটা কিন্তু আমাদের কোম্পানির জন্য ক্ষতিকারক। আপনি যদি নিজেকে সংশোধন করতে না পারেন" ওয়ার্নিং দেওয়া যেতে পারে হ্যাঁ এবং দরকার হলে চাকরি থেকে বাদও দিয়ে দেওয়া যেতে পারে। সেইটাও কোনো বিষয় না। তবে সেইটা সুন্দর একটা পদ্ধতিতে একদমই ঠিক।
হুম। পালন করতে পারছেন, হ্যাঁ। ক্ষতিকর, হ্যাঁ। ওয়ার্নিং দেওয়া যেতে পারে যে হ্যাঁ, আপনি একটু করেন। হুম। হ্যাঁ। কিন্তু সেটা সুন্দরভাবে মানে একটা সুস্থভাবে। আ এটা তো আসলে খুবই দুঃখজনক ছিল আরকি। তো আপনি হচ্ছে যে পরবর্তীতে আসলে কিভাবে হচ্ছে এই জিনিসটা মানে সলভ করে নেন মানে পরবর্তীতে তো সেটা ছেড়ে দেন। পরে কি আপনি আর আর এটা নিয়ে খারাপ লেগেছিল কখনো? বা আপনি কারো সাথে কথা বলেছিলেন অফিসে কারো সাথে?
অনেক দুঃখজনক। আসলে